আচ্ছা, অনেক সময় এরকম হয় না যে, কিছু ছোট, ছোট অভ্যাস আসলে বদল চলে আসে, অভ্যাসে? তো এরকম কোনো ছোট অভ্যাস কি আপনার আছে? যেটা আসলে আপনি বদলে একটা বড় রকমের বদল নিয়ে আসছেন সেখানে?
আ একসময় আসলে মনে হতো যে, জীবনে বড় কোন পরিবর্তন নিয়ে আসতে বা উম বদলাতে গেলে কোন কিছু, হয়তো বিশাল কিছু করতে হবে। মানে, একদম সবকিছু বাদ দিয়ে হয়তোবা খুব ভালো মতো প্ল্যান করে then কিছু করতে হবে। কিন্তু থি ধীরে, ধীরে বুঝলাম যে, আসলে উম পরিবর্তনগুলো যদি ছোট থেকেই শুরু হয়, তাহলেই মনে হয় যে, দৈনন্দিন অভ্যাসগুলো বদলে ভালো হব হ্যাঁ, মানে অনেক বড় কোন কিছু পরিবর্তন নিয়ে আসা যায়।
হুম হু। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। সহজ হয়ে যায়।
তো, এরকম অনেক ছোটো, ছোটো আ কিছু দিয়েই সহজ কিছু দিয়েই শুরু করেছিলাম। যেমন এখন তো অনেক কিছুই এত বেশি আ দেখা যায় যে, যেমন ফোনটার যদি কথা বলি আমি। যে এত বেশি addiction বা, এত বেশি অভ্যাসে পরিণত হয়েছে ওটা। যে ফোনটাকে না দেখলে ভালোই লাগে না, হ্যাঁ? বা, কিছ <chuckles> মানে দেখা যায় যে, কি আপডেট আসলো? বা, এ্যা কি এব সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে? বা, কিছুক্ষণ পো পর, পর এরকমটা আসে।
আ হু, হু। মাথায় মাথায় যন্ত্রণা করে। হুম, হুম, হুম।
তো এটা একটা খুব খারাপ অভ্যাস বলা যায়।
আর অভ্যাসে বলা যায়।
হ্যাঁ, একদম খারাপ অভ্যাস আবার দেখা যায় যে সবার সাথে বসে আড্ডা দিচ্ছি, আড্ডা তো এখন আর দেওয়াই হয় না ওই phone এর মধ্যেই থাকা হয়। এইটা একটু হ্যাঁ, হ্যাঁ।
হুম, হুম, হুম, হুম। দেখা যায় হচ্ছে যে সবাই একসাথে বসলো, আড্ডা দিতে ধরুন বন্ধু-বান্ধব একসাথে বসলো, আড্ডা দিতে বসলো তখন হচ্ছে সবাই ফোন use করতে থাকে এরকম?
হ্যাঁ, হ্যাঁ। phone হ্যাঁ, মানে phone ই ম মনে হয় যে ঠিক আছে একটু phone টা দেখছি বা এরকম। আবার দেখা যায় যে পরিবারের ক্ষেত্রেও এরকম হয় যে সবাই বসে আছি কিন্তু এখন আর ওই এক রুমে বসে আড্ডার বিষয়টা হয় না সবাই নিজের, নিজের phone নিয়েই পড়ে থাকে। এটাতে একটু change নিয়ে আসার চেষ্টা করেছি যেমন আমি যদি বলি যে আমি খুব ছোট দিয়ে শুরু করেছি যে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা তাড়াতাড়ি করেছি আর চেষ্টা করছি এখন যে সকালবেলা উঠে একদমই phone ধরবো না। হ্যাঁ? যে থাকে না ঘুম থেকে উঠে
হ্যাঁ? ওহহো বা এটা কিন্তু বেশ ভালো একটা অভ্যাস মানে ভালো একটা practice করার চেষ্টা করতেছেন আপনি।
আ জ্বী, জ্বী। এটা একটা খুব ছোট অভ্যাস থেকে শুরু করা হয়ে
এমনি হচ্ছে যে রে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এমনি রাতে তাড়াতাড়ি কি ঘুমানোর চেষ্টা করেন?
হ্যাঁ, আসলে আ দেখা যায় যে স রাতের ঘুমটা যত দেরি হবে সকালের ঘুমটাই তত বেশি বড় হবে বা lengthy হবে একদম 10 টা, ১১ টা, ১২ টা, ১ টা অনেকেই আছে দেখে যে দুপুর পর্যন্ত ঘুমাচ্ছে। হ্যাঁ? তো আমি আসলে এই নিয়মের মধ্যে না আমাকে আমার বাবা-মা সবসময়ই বা সকালে ঘুম থেকে ওঠা রাতে তাড়াতাড়ি ঘুমানো মানে নিয়মের মধ্যে বলা যায় যে থাকতে শিখিয়েছে তো সেই জিনিসটা আমি এখনো follow করার চেষ্টা করি যেমন আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর সকালবেলা উঠে যে ফজরের যে নামাজ সেটা আদায় করার চেষ্টা করি। তো অবশ্যই নামাজ আদায় করতে গেলে ভোরবেলাই উঠতে হবে। তো উঠার পর দেখা যায় যে normally যে কাজ করার থাকে, বাসার যে কাজ দিয়ে শুরু করার সেটা শুরু করা হয় কিন্তু phone টা এখানে আর ব্যবহার করছি না।
হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ এটা তো অবশ্যই। হুম, হুম। আচ্ছা। এমনি রাতে আগে ঘুমানোর জন্য কি কোন ট্রিকস অবলম্বন করেন? যেমন হচ্ছেন যে, উম আ ধরেন যে, ক অনেক লোক অনেকে বই পড়ে বা, হচ্ছে মানে হঠাৎ মানে এরকম। আগে ঘুমানোটা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ। মানে জোর করে হচ্ছে ঘুম ঘুমানোটা। তো, এটা করার জন্যই কি কোন ট্রিকস আছে আপনার?
হু, হু। হু, হু। এপ আ আসলে দ আমি একটা জিনিস অ্যা দেখেছি যে, আমরা প্রতিটা মানুষই হচ্ছে অভ্যাসের দাস। হ্যাঁ? দেখা যে গে গেছে যে, আমরা যখন আমাদের কোনো একটা পরিবর্তন ২ ১ দিন বা, ৩ ৪ দিন এরকম করবো। আমাদের একটু নরমালি অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ? আমি আগে এরকম হতো যে, আম অনেক সময় এই সোশ্যাল মিডিয়া ঘাটতে, ঘাটতে, ঘাটতে, ঘাটতে বা, কিছু একটা করতে যেয়ে দেরি হয়ে গিয়েছে। বাব দেখা যায় উভয়ের তো ফোন কারো সাথে কথা বলতে, বলতে অনেক রাত হয়ে গিয়েছে। তো, এটা দেখা যেত পরবর্তীতে আমার ঘুমটাকে মানে এত ব্যাঘাত ঘটিয়েছে একদম। even মানে আর আগে ঘুমাতেই পারতাম না। তখন দেখা যায় যে, ঔ আমার ঔ এ্যা রাত ০১ঃ০০ ০২ঃ০০ ০৩ঃ০০ এরকমই বাজছে প্রতিদিন। তো এটা তখন চিন্তা করেছিলাম যে, না এটা আসলে আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি কি করতাম? যে, মানে বা কি করি আসলে? ১০ঃ০০ র দিকেই ফোনটাকে রেখে দেই সাইডে। যে, এখন আমার আর ফোনের মধ্যে কোন কাজ নেই।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। ডিস্টার্ব করতো। হুম। হ্যাঁ। হুম। বাহ! এটা তো আসলেই বেশ ভালো একটা initiate নিয়েছেন তাহলে।
আর একদম, একদম। আর একটু বই পড়ার চেষ্টা করি। আমরা সবাই জানি যে, বই পড়লে খুব তাড়াতাড়ি ঘুম আসে। <chuckles> এটা কিন্তু হয়।
<laughs> বই কি? ই পড়ার বই পড়লে মনে হয় আরো বেশি তাড়াতাড়ি ঘুমে আসে? <laughs>
একদম, একদম। যে, না, এখন পড়তে হবে তার মানে আমার এখন এমনিই ঘুম চলে আসে। এটা ছোটবেলা থেকেই হয়। তো ওই জিনিসটা একটু ট্রিক্স করি। আর এখন অভ্যাস হয়ে গিয়েছে তাড়াতাড়ি ঘুমানোর। যে, ১০ঃ০০ র পরে মানে ১১ঃ০০ র দিকে শুতে গেলেই মনে হয় যে, না এখন আমি আর জেগে থাকতে পারব না। ঘুম চলে আসছে।
আচ্ছা। আচ্ছা। তো এইযে ঘুমানোর যে আগের করা অভ্যাসটা মানে এই অভ্যাসটা আপনার মধ্যে কোন পরিবর্তন এনেছে? মানে আপনার কি কোন মনে হচ্ছে যে এটা আসলে উচিত ছিল করাটা?
জ্বী, জ্বী। হ্যাঁ! একদম। আ ওইযে বললাম যে, "যখন আমি ঘুমাতে যেতাম দেরিতে, তখন এক হচ্ছে সকাল আ ভোরবেলা উঠতে হতো নামাজ পড়তে তখন দেখা গিয়েছে আমি নামাজ পড়তে পারতাম না। অনেক সময়ই হয়েছে যে নামাজ আমি পড়তে পারিনি। তো রাতের ঘুমটা যখন দেরি করে ঘুমাতাম, সকালে উঠতে পারতাম না, সকালে উঠতে না পারা মানে দিনটা অনেক ছোট পেয়ে যেতাম। আমার কাছে মনে হয় যে ভোরবেলা উঠে থেকে যে কাজ শুরু করে তার জন্য দিনটা অনেক বড়। তার জন্য হাতে অনেক সময় হ্যাঁ। সে অনেক বেশি হয়তোবা আমার থেকে কাজ করতে পারে। আমার কাছে এরকমটা ফিল হতো। তো ওটা স
হুম, হুম। হ্যাঁ। আচ্ছা! হুম, হুম। অনেক লম্বা, অনেক বড়। হ্যাঁ ৬:০০ বাজে উঠলে হচ্ছে <scoffs> তো ১২:০০ বাজে ঘুমাইলে প্রায় ১৮ ঘন্টার মতো সময় পাওয়া যায়।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একদম। আর আমরা যদি ব উঠিই ১২:০০ র দিকে বা, ১০:০০ র দিকে তখন টাইমটা অনেক কম চলে আসে না? তো দেখা গিয়েছে যে আ রাতের ঘুমটা যখন দেরি করে ঘুমাতাম, তখন আ অ্যাকচুয়ালি ঘুমটাও ঠিকভাবে ক্লিয়ার হতো না, মন মানসিকতা ঠিক থাকতো না। দেখতাম যে দুর্বল লাগছে। ঘুম যখন একদম পুরোপুরিও হয় না, তখন কিন্তু অনেক খারাপ লাগে।
<laughs> হ্যাঁ, হ্যাঁ।
তো সবকিছু মিলে দেখলাম যে, "না অভ্যাসটা আসলেই চেঞ্জ করা দরকার।"
হু, হুম, হুম। আচ্ছা। তো এই যে হুম, আপনি হচ্ছে যে, এই যে মানে ঘুমানোর যে আগে থেকে মানে অভ্যাসটা করে ফেলছেন, এটা কি আসলে শারীরিকভাবেও আপনাকে কোন সাহায্য করছে?
এরপর থেকেই শুরু করেছিলাম, জ্বি। হুম, হুম, হুম। হ্যাঁ অবশ্যই, মানে থাকে না ওই যে ক্লান্ত হয়ে যাওয়ার বিষয়টা। বা আমরা কিন্তু normally যদি ৬ ঘন্টার জায়গায় ৩ ঘন্টা ঘুমাই বা ৪ ঘণ্টা ঘুমিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু দেখাই যাবে যে আমাদের শরীরে আর সকালবেলা উঠে সেভাবে কাজ করার জন্য permit করছে না বা কিছুক্ষণ আমাকে একটু অলসতা লাগবে। সারাদিনের মধ্যে দেখা যাবে যে ভাল্লাগছে না, মাথা ঝিমঝিম করছে। তো শারীরিকভাবে আমার এই feel টা হতো কারণ আম আমি ১০ টা, ১১ টা পর্যন্ত বিছানায় থা থাকতে পারতাম না। আবার আমার একটা ব বদভ্যাস বলব না একটা ভালো অভ্যাস বলবো যে এরকম বিষয় আছে যে আমি যত রাতেই ঘুমাই না কেন আ দেখা যাবে যে একটা রোদ যখন থাকে বা আলো যখন চলে আসে হ্যাঁ, তখন আর আসলে ঘুমটা ঘুমাতে পারি না। আমি যদি একবার ৭ মানে দে ৭ টা পর্যন্ত highest হয়েছে যে আমি ঘুম থেকে উঠতে পেরেছি। তো একবার যদি ঐ সময় উঠে যাই আমি আর পরে চেষ্টা করলেও আমি ঘুমাতে পারি না।
হুম, হুম। হুম, হুম। অবশ্যই। আচ্ছা। আলো চলে আসে তখন ঘুম ভেঙ্গে যায়। উ হুম, হুম। আ আচ্ছা মানে ১ বার ঘুম ভাঙলে আর ঘুম ধরে না?
তো এর জন্য দেরি করে ঘুমালে ঘুমটা আমার কম হ্যাঁ, ঘুমটা কম হতো দেরি করে ঘুমালে। তখন দেখা যায় যে আমার আসলে আর ঘুম পূরণ না হওয়াতেই শরীল খুবই ক্লান্ত লাগছে বা খারাপ লাগছে। এরকম হত।
এইযে মানে ধরুন আপনার কাছে হচ্ছে কী এমন কোনো ঘটনা আছে? যে একটা আপনার ধরেন একটা অভ্যাসের কারণে আপনি একটা এই কাজটাতে আসলে ফেইল করে গেছেন বা হচ্ছে কাজটা আসলে মানে সফল হতে পারেন নাই। এরকম কোনো ঘটনা আছে যে অ্যা কোনো একটা বদঅভ্যাসের কারণে এটা হইছে?
উম-হুম। হুম, হুম। আচ্ছা আ বদঅভ্যাস দেখা যায় যে আমরা নিজেরাই করে ফেলি। আমি যেটা বলবো যে আমার এই ঘুমের কারণেই আমার অনেক ক্ষতি হয়েছে। তো ক্ষতি বলতে কী? অ্যা তেম দেখা যায় না যে সকাল বেলা উঠতে আমাদের তো রাতের বেলা আসলে ওরকম কাজ থাকে না বা আমি যদি ক্লাসের কথা বলি
হুম, হুম। হুম।
হয়তোবা টুকিটাকি কিছু অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে বা কোনো কিছু প্রিপারেশন নিতে হচ্ছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু ক্লাসের কোনো ম্যান্ডেটরি কাজ থাকে না। সকালের দিকে বা এরকম সময় থাকে। আমি আমার মনে আছে একদিন এরকম লাস্ট সময় যেয়ে প্রেজেন্টেশনের প্রস্তুতি নিতে যেয়ে দেখা গিয়েছে রাত জেগে এরকম করেছি। পরের দিন সকালবেলা ভালোমতো ঘুম ক্লিয়ার না হওয়াতে প্রেজেন্টেশনটাও আমার আসলে ভালো হয়নি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ওহো! অ্যা ঘুম ক্লিয়ার না হলে আসলে মানে বেশ ঝামেলাই হয়ে যায় নাকি?
মানে তো দেখার হ্যাঁ, হ্যাঁ, একদম। আর এটা তো পরীক্ষা মানেই তো একটা চাপ থাকে, তাই না? তো দেখা গিয়েছে যে রাত জেগে এটা ক কমপ্লিট করেছি ঠিকই কিন্তু পরের দিন সকালবেলা যে ওটা ভালো করে আমাকে মানে ফিডব্যাকটা যে দেওয়া দরকার বা যেটা যেভাবে আমাকে ওটাকে প্রেজেন্ট করা দরকার সেটা আমি পারিনি। সেটাতে দেখা গিয়েছে যে আমি মানে ফেইল করেছি বলতে গেলে যে ওটা আমি খুব আ ভালো মতো সাকসেস করে করতে পারিনি।
হ্যাঁ, হ্যাঁ এটা তো অবশ্যই। ওহো! আচ্ছা। <chuckles> আচ্ছা। তো এইযে দেওয়ার ধরেন যে হচ্ছে যে উম আপনাকে কী কেউ অনুপ্রাণিত করে? যে কোনো কাজে হচ্ছে কোনো একটা অভ্যাস পরিবর্তন করার ক্ষেত্রে যেমন ধরেন যে আপনার একটা অভ্যাস আছে কিন্তু আপনি দে মানে আ অন্য কেউ আপনাকে অনুপ্রানিত করলো যে না এই কাজটা আসলে এভাবে করা ঠিক না বা এভাবেও অনুপ্রাণিত করলো আরকি যে অভ্যাসটা পরিবর্তন করতে। এরকম কেউ আছে আপনার জীবনে?
হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, এরকম অবশ্যই যেমন হচ্ছে যে আমি আমার একজন উম বড়ো ভাইকে দেখি সে আসলে অনেক, অনেক কিছুই করে বলতে গেলে তার জীবনকে ঠিকভাবে চালানোর জন্য বা থাকে না? যে আ নিজেকে উন্নতি করার জন্য যা, যা করা দরকার। তো সে অনেক পরিশ্রমী হ্যাঁ? তো কিন্তু সেদিক থেকে সে আবার অনেক ফিট তার শরীরকে সুস্থ খুবই ভালোভাবে রাখতে পারে। যে আ শরীরে সবকিছু যেন আমার যেন ঠিক থাকে। আমি যেন শু শারীরিকভাবে ফিট থাকি, সেটাও সে খেয়াল করে। তো তাকে দেখি যে সবকিছু মেইনটেইন করে কীভাবে কাজগুলো করছে? তার কোনো এরকম বদভ্যাস বলব যে যেমন রাতের
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম, হুম, হুম। কিছু মানুষ হয়তো পারে এরকম।
হ্যাঁ এরকম আছে কিন্তু ও হচ্ছে যে আ সবকিছু মেইনটেইন করে চলতে পারে। তো ওর সাথে কথা হলে দেখা যায় যে ও আমাকে সবসময় বলে যে, "দেখ সবকিছু ঠিক রাখবি। আসলে আমাদের জীবনে আমরা যেগুলো করি এইযে ফোন দেখা বেশি, বেশি করে বা উম অ এর সাথে ওর সাথে কথা বলে, বলে অনেক টাইম নিয়ে ফেলছি। এটা আসলে আমাদের জীবনে কোনো উন্নতি দিবে না।" ও আমাকে এই জিনিসগুলোতে খুবই বেশি অনুপ্রাণিত করে।
হুম, হুম। ও, আচ্ছা। মানে হচ্ছে ধরেন যে, সে হচ্ছে একটা রুটিন লাইফ মেইনটেইন করে আরকি। তো আপনাকে হচ্ছে সাজেস্ট করে হচ্ছে যে, একটা রুটিন লাইফটা হচ্ছে, মেইনটেইন করার জন্য। নাকি?
একদম, এক হুম, হুম, হুম। হুম, হুম। একদম। <smacks lips>
আচ্ছা। তো, এইযে দেখেন যে হচ্ছে যে আপনার মধ্যে কি এখন কোন অভ্যাস আছে নাকি যেটা আসলে আপনি পরিবর্তন করতে চান?
আ হ্যাঁ। আসলে আমার একটা আ কি বলবো? যে, উম খুব খারাপ অভ্যাস বলবো যেটা হলো পানি কম খাওয়া। হ্যাঁ? মানে আমি আসলে একদম। দেখা দ গিয়েছে যে, সকালে উঠে পানি খাওয়ার ব্যাপারটা থাকে আমাদেরকে সবাই উ ডাক্তাররাও সাজেস্ট করে যে যেন সকাল বেলা উঠে একটু খালি পেটে এক গ্লাস পানি খেয়ে নিই। এটা শরীরের জন্য অনেক উপকার। কিন্তু আমার হচ্ছে যে, কো কো মানে এরকমটাও মানে পরিবর্তনই করতে পারছি না আমি। যে সকাল বেলা উঠে ঠিক আছে, পানি খেতে হবে। দেখা যায় কাজের মধ্যে ঢুকে যাচ্ছি, আর মাথায় থাকছে না। পানিটা যে একটু পর, পর খেতে হবে, এই জিনিসটাতে আমার এখনো একটু পূর্বতে তৈরী করতে ক চেষ্টা করছি। উম যে খাওয়ার পরেই শুধু যে পানি খেতে হ্যাঁ, হ্যাঁ।
অ পানি কম খাওয়া। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। অনেক উপকারি। হ্যাঁ। আচ্ছা, এই অভ্যাসটা তৈরি করতে করার চেষ্টা করতেছেন? এহা আচ্ছা। তো এটা তৈরি করার জন্য কি, কি স্টেপ নিচ্ছেন? মানে, এটাকে কিভাবে জ পরিবর্তন করার চেষ্টা মানে, সামনে আ পানির বোতল রেখে দেন?
আমি তো আ হ্যাঁ, হ্যাঁ। আ সামনে পানির বোতল রেখে দিলেও আমার কাছে মানে আমার ওটা থা থাকে না? যে, আচ্ছা এখন খেতে হবে বা, এরকম এরকমটা হয় না। তো, আমি চেষ্টা করছি কি যে, এখন কিন্তু ফোনের মধ্যে অনেক to do list আছে। বা, এরকম রুটিন মেইনটেইন করার জন্য অনেকগুলো অ্যাপস আছে। তো, আমি এখন একটা initiative নিয়েছি যে, অ্যাপসটা নামিয়ে আমি পানির জন্য টাইমিং সেট করে যে আমাকে একটু করে অ্যালার্ম করবে, রিমাইন্ডার দিয়ে দিবে, এরকম একটা মানে ওকে বলবো যে, স্টেপ নিয়েছি যেন এটা আমাকে হেল্প করে, পানি খাওয়ার অভ্যাসটা পরিবর্তন করার জন্য। কারণ, আসলে পানি কিন্তু অনেক আ গুরুত্বপূর্ণ একটা আ কি বলবো হ্যাঁ, মানে আমাদের শরীরের জন্য অনেক গুরুত্ব। কিন্তু দেখা যায় যে, আমরা থাকে না যে, আব ভাত খাওয়ার পর বা, অ সকালে নাস্তা করার পর, ডিনার করার পর এরপর ছাড়া নাব ওভাবে পা য় তৃষ্ণা ছাড়া খেতেই চাই না। এটা কিন্তু আমাদে
হুম, হুম। ও। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। আর এম অনেক উপকারি। হ্যাঁ, এটা তো অবশ্যই। পানি এইযে হ্যাঁ, হ্যাঁ। তৃষ্ণা ছাড়া আসলে পানি খেতে ই তেমন কারোরই হয়তো ইচ্ছা করে না। <laughs>
হ্যাঁ, হ্যাঁ। তো, এটা আমি চেষ্টা করছি যে, এটা আমাকে চেঞ্জ করতেই হবে। তাহলে দেখা যাবে যে, আমার যে dyhydration এর যে ব্যাপারটা বা, মানে শরীরকে যে ফিট রাখার ব্যাপারটা, পানি সবদিক থেকেই অনেক উপকারী। সেটা হয়তোবা আমাকে অনেকটা বদলে দিবে।
হুম। হুম, হুম। আর এমনি social media use করা নিয়ে কি আপনার কোন বদভ্যাস নেই? বা আও আসলে social media time টা যেন কমাতে পারেন বা কমাতে চান কিনা এরকম কোনো চিন্তাভাবনা আপনার আছে?
আ actually ওই যে বললাম যে, Social media র ব্যাপারটা আমি আগে খুবই ছিল, আ রাত জেগে করছি, করছি বা যেকোনো সময় করছি। তো এখনো যে একদম বলবো না যে একদমই নেই, আছে অবশ্যই যে আমরা তো এখন ওটার উপরে কি বলবো addicted হয়ে গেছি kind of। যে সবকিছুই আমাদের ওখানেই পাচ্ছি বা আসলে হ্যাঁ, কারণ এ এটার কারণও আছে। কারণ আমরা এখন এই আ social media through তেই আমরা সবার সাথে যোগাযোগ যে রক্ষা করার ব্যাপারটা এটাও করতে পারছি, যে কারো বিষয়ে খবর নেওয়া মানে সবটাই দেখা যায় যে ভালো মন্দ দুটোই আছে কিন্তু এটাকে আসলে কমানোর চেষ্টা বলতে গেলে ওই যে রাতের বেলায় একটু কম use করছি সকালবেলার দিকটাতে use না করার চেষ্টা করছি। তো এটা আমাকে অনেকটা আ help করছে যে আমি এই অভ্যাস হ্যা, এই অভ্যাসটা যেন না রাখি। কারণ এটা অবশ্যই screen টাইম চো উম চোখের জন্যও খারাপ। আর এটা, এটা আসলে নিজের যে জগৎ হ্যা নিজের যে জগৎ সেটা থেকেও একটু দূরে সরিয়ে ফেলে মাঝে।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। তো সবাই মোটামুটি addicted হয়ে গেছে। আচ্ছা। সাহায্য করতেসে আরকি। হুম, হুম, হুম। সময় নষ্ট করে, বেশ ভালই। হু, হু আসলে আপনি আসলে যেভাবে বললেন যে আসলে আপনার যে ছোট, ছোট অভ্যাসগুলো আরকি আক নিজের জীবনের জন্য যেভাবে হচ্ছে পরিবর্তন করার চেষ্টা করতেছেন। যেমন হচ্ছে যে এই যে ঘুমের কথাটা বললেন, আপনি হচ্ছে আগে ঘুমান বা হচ্ছে আপনি যে আসলে যে পানি খাওয়া নিয়ে যে যেভাবে হচ্ছে যে step টা নেওয়ার চেষ্টা করতেছেন, বা হচ্ছে এই যে social media এর যে বিষয়টা আ আপনি হচ্ছে যেভাবে time টা কমাচ্ছেন, বা এই যে feel করতে পারা যে আপনার যে একটা খারাপ অভ্যাসটা যে আপনাকে পরিবর্তন করতে হবে। এটাই আসলে বেশ মানে প্রয়োজন ছিল আরকি।
হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম। একদম, একদম। হুম, হুম। আসলে আমি আ বিশ্বাস করি যে জীবনে পরিবর্তন আম আনতে খুব বেশি কিছু প চেষ্টা করতে হয় না। বিশাল কোনোই পদক্ষেপ নিতে হয় না। ছোট, ছোট অভ্যাসগুলো পরিবর্তনের উম মাধ মধ মাধ্যমেই আমরা হচ্ছে যে বড় কোন পরিবর্তন নিয়ে আসতে পারি। তো এভাবেই আসলে আমি জিনিসগুলো করে থাকি। এগুলো share পেরেও ভালো লাগলো। আ ধন্যবাদ।
হুম, হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ আমারও ভালো লাগলো ধন্যবাদ।